আচ্ছা, আমার হচ্ছে লিখতে গেলে কাজের ক্ষেত্রে লিখতে হয় বিভিন্ন ধরনের ব্যাপারে। যেমন আ সেটা হতে পারে আ কোন কোর্স নিয়ে লিখলাম, কোন একটা ধরেন safe guarding কোর্স নিয়ে, তারপর হচ্ছে আ কেয়ার নিয়ে, মানে হসপিটালে কিভাবে কেয়ার করে, আ সেটা হচ্ছে আ UK এর অডিয়েন্সের জন্য। তো ওগুলো হচ্ছে কাজের ব্যাপার। সেক্ষেত্রেও কিন্তু আমাকে পড়তে হয়। এমন না যে আমি না পড়ে লিখছি। আমার মানে ওই ব্যাপারগুলো জানার জন্যও কিন্তু আমাকে বিভিন্ন ধরনের আ রিসার্চ পড়তে হয়, ব্লগস পড়তে হয়। তো আ সেগুলো আ আমার খে আমার ক্ষেত্রে মনে হয় যে, সেগুলো অনেকবা অনেকক্ষেত্রে হচ্ছে information gather করার জন্য কাজে দেয়। কিন্তু লিখার ধরনটা নিজেকেই বের করতে হয়। আর আমি যদি নিজের কথা বলে থাকি, নিজের জন্য লিখি কিনা? আ সেটা আসলে শুরু করেছিলাম অনেক আগেই। কিন্তু আ নিজের জন্য যে লিখবো, সেটার হা সময়টা বের করা হয় না। তাছাড়া কি নিয়ে লিখবো? সেটা নিয়েও আসলে চিন্তা করা হয় না।
হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। পড়াশোনা করতে হয়। হুম। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। কাজে দেয়। আচ্ছা, আচ্ছা। উ হু। হুম, হু। হু, হু। হুম। আচ্ছা, আচ্ছা। উম কিন্তু আপনার কি আ ডায়রি লেখালেখির অভ্যাস আছে? মানে প্র অনেকে তো করে যে প্রতিদিন আ কি, কি কা হচ্ছে তার জীবনে? বা, কোনো স্মরণীয় কোনো কিছু ঘটনা ঘটলে, সেটা একটু লিখে রাখে। এরকম কি হয় আপনার সাথে?
উ। উ হ্যাঁ, সেটা হয়। কিন্তু আমি চেষ্টা করি যে যখন আমার মনে হয় আ আমি প্রতিদিন লিখি না। আমার কাছে যখন মনে হয় যে খুব বেশি আ আমি চিন্তা করতে হ্যাঁ, মানে চিন্তা করতে সমস্যা হচ্ছে। কোন একটা ব্যাপার আমাকে খুব bother করছে। তখন আমি আসলে লিখে ফেলি। লিখলে আমার কাছে মনে হয় ওই চিন্তা ভাবনাটা অনেকটা সরল হয়ে যায়। মাথায় প্যাচ থাকে না। তো এ আমি অ্যা
স্পেশাল কিছু হয়েছে। হুম। হু, হু। হু, হু, হু। হুম, হু, হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এটা খুব সুন্দর একটা কথা বলেছেন যে চিন্তাভাবনাটা সরল হয়ে যায়, মাথায় প্যাচ থাকে না। তো এইযে অ্যা ম্নে লেখার সময় তো আ হচ্ছে গিয়ে অনেক সময় এরকম হয় যে আপনি অনেক সময় ধরে চি চিন্তা করছেন যে কিছু একটা লিখবেন, কিছু একটা লিখবেন। হয়তো ৪, ৫ টা লাইন লিখেছেন। এরপরে আপনার আ মানে আর কোনোভাবেই সেটাকে আপনি আগাতে পারছেন না। আ কোনোভাবেই নতুন কি আনা যায়, এটা নিয়ে ভাবতে পারছেন না। তো তখন ওই সময়টা আপনি কি করেন? আপনি একবার বলেছেন যদিও যে আপনি আ পড়েন, তো পড়া ছাড়াও আর কি ধরনের কি করেন? মানে যেটা আপনার এই ব্লগটা কাটায় যায়?
হুম। হুম। হুম, হু। আচ্ছা উ হু, উ হুম। উ হুম। হুম।

হ্যাঁ SEO র কাজগুলো আ ছোটখাটোভাবে করা হয়ে থাকে। সেটা হচ্ছে ঐ যে আ আমার জন্য আসলে কিওয়ার্ড রেডি করে দেয়। আম সেটা মাঝে, মাঝে আমাকেও করতে হয়। তো কিওয়ার্ড গুলো রেডি করে। তারপরে হচ্ছে টাইটেল, তারপর আ কি টপিক নিয়ে লিখব, সেগুলো রেডি করা থাকে। আবার মাঝে, মাঝে নিজেকেও করতে হয়। আর SEO র ব্যাপারটা, যেটা হচ্ছে আমার কাছে মনে হয় কোয়ালিটি যদি লিখার ভালো থাকে, তখন SEO অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আ মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমার কাছে SEO র ব্যাপারটা।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হু, হু। হুম, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। এইটা খুব ভালো একটা কথা বলেছেন কোয়ালিটি এবং SEO তো আসলে এখনকার যুগে, ডিজিটাল মার্কেটিংয়ের যুগে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সবাই নিজের আ কোম্পানিটাকে আস মানে ভালো একটা অবস্থানে রাখার জন্য SEO টা খুব চায় যে স্ট্রংভাবে SEO টা করতে। যাতে তাদের কোম্পানিটাকে সবার উপরে দেখা যায়। তো ওম এ সেক্ষেত্রে আপনার হচ্ছে SEO লেখার বিষয়টা বল SEO করার বিষয়টা বললেন। তাছাড়া আর আ ব্লগিং ছাড়াও আরও কোন ধরনের লিখা কি আপনি লিখে থাকেন?
হু। হ্যাঁ। হুম। হুম। হুম। ব্লগিং ছাড়াও হচ্ছে আ আমি <scoffs> চেষ্টা করেছিলাম আ নিজের জন্য কিছু লেখার। আ সেটা ধরেন কোন ধরনের ছোট গল্প হতে পারে বা কোন হরর আ মানে এত হরর ও না। মানে আমি আ <scoffs> হরর পছন্দ করি না যদিও। ভয় লাগে আমার। মানে চেষ্টা করেছিলাম যে এ কোন একটা ছোট গল্পের মধ্যে হরর কিছু আ ঢূ মানে add করা। তো আ এরকম চেষ্টা করেছিলাম। কিন্তু হয় কি? কাজের অন্যান্য কাজের প্রেশার থাকে তো সেজন্যে আ নিজের কাজে হচ্ছে ওই ধরনের আ মন আসে না আমার কাছে। হ্যাঁ।
হু, হু, হু। <chuckles> আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <chuckles> <clears throat> হু, হু, হু। সময় দেওয়া আচ্ছা। সময় দেওয়াটাও মনে হয় একটু কঠিন হয়, <scoffs> অনেক সময় হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপনার ক্ষেত্রে কি কখনো এরকম হয়েছে যে অনেকক্ষেত্রে দেখা যায় যে, কোন একটা সুন্দর একটা কনটেন্ট আপনি লিখেছেন, সেই কনটেন্টটার কৃতিত্ব অন্য একজন কেউ নিয়ে নিয়েছে? বা অ্যা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অফিসে কাজ করলে, উম তখন দেখা যায় যে আপনি খুব সুন্দর হয়তো একটা ওবিসির স্ক্রিপ্ট লিখেছেন। এরকম। তো ওবিসি স্ক্রিপ্টটা অন্য কেউ নিজের ক্রেডিটে নিয়ে নিলো যে, "হ্যাঁ এটা আমি এ এইটা আসলে ও লিখে নাই, আমি" হয়তো সে ২-১ টা কারেকশন করে দিয়েছে এবং কারেকশনের মাধ্যমে সে বলছে যে, "হ্যাঁ! এটা আমি লিখেছি।" এরকম কি কখনো আপনার সাথে ঘটেছে?
একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, একদম। হুম। হু। হুম। হুম। হু, হু, হু।

আচ্ছা, ক্রিয়েটিভ ব্লকিং এর ক্ষেত্রে, অনেকের কিন্তু এরকম আ বলে যে, তারা হয়তো অম বেশ কিছুদিন লেখালেখি করতে পারছে না। এই কারণে হয়তো, কোথাও ঘুরতে চলে গেছে। হয়তো একটা ট্যুরে যায়, হয়তো ৪-৫ দিন একটা ট্যুর এ গেল, ট্যুর থেকে মাথাটা যখন ঠান্ডা হয়ে আসে, তখন তারা লিখার আবার নতুন করে আ উদ্যমটা খুঁজে পায়। বা কেউ বলে যে, একটু গান শুনলে বা একটু চা খেলেও হচ্ছে গিয়ে, মাথাটা খুলে যায়। তখন আবার, নতুনভাবে লিখতে পারে। তো, আপনার ক্ষেত্রে কি, এরকম কিছু হয়?
হু, হু। হু, হুম। হুম, হুম, হুম। হুম। হ্যাঁ। হুম। আচ্ছা, হুম। হুম। হ্যাঁ, আমার ক্ষেত্রে হয় কি? আমি আসলে ট্যুরে <chuckles> তো যেতে পারি না, কারণ আম মানুষ দরকার। মানুষ, আশেপাশে মানুষ নেই, সেজন্য টুরে যাওয়া হয় না। তো আমি হচ্ছি, আ গান শুনি। গানটা একটু সাহায্য করে। আর বেশি সাহায্য করে হচ্ছে, আ আমি যদি, ভালো করে রেস্ট করি। মানে, আমি যদি ঠিক মত ঘুমাই, আমার কাছে মনে হয় সেটা খুবই, আ পরবর্তীতে খুব কাজে দেয় ক্রিয়েটিভ ব্লক টা কাটাতে।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হু, হু। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হু, হু, হু। হুম, হুম, হুম, হুম। আসলে এই ব্যাপারটা কিন্তু, ক্রিয়েটিভ ব্লকিং এর ক্ষেত্রে না। যেকোনো কাজের ক্ষেত্রে, যারা ক্রিয়েটিভ কাজ নাও করে, তাদের ক্ষেত্রেও মনে হয় খুব গুরুত্বপূর্ণ, ঘুমের বিষয়টা। আসলে ঘুম না ঠিক করে হলে, ব্রেইনটা কাজ করা বন্ধ করে দেয় একসময়। এরকম ব্যাপারটা হয়ে থাকে। তো, এইযে আপনার এই লিখালিখি এবং আম আ ক্রিয়েটিভিটি এগুলোকে আসলে পরিবার থেকে, কতটুকু আপনাকে সাপোর্ট দেয়?
<laughs> ঘুম দরকার। হ্যাঁ। আচ্ছা, সাপোর্ট হচ্ছে আ হ্যাঁ, ভালোই সাপোর্ট আসে, কিন্তু মাঝে, মাঝে হয় কি? আ বুঝতে চায় না অনেকে। আ যে মানে
হুম। হুম, যে, আপনি আসলে কাজটা কী করেন? <laughs>
কাজটা কি করেন, হ্যাঁ। কারণ গতানুগতিক কাজ না তো। <chuckles> কারণ আমি যদি অফিসে যেতাম, তখন ব্যাপারটা মেনে নিত। "আচ্ছা ও, আচ্ছা অফিসে যাচ্ছে, অফিসের কোন কাজ আছে।" কিন্তু বাসায় বসে যখন লিখতে থাকি, তখন মনে হলো, "আচ্ছা কি লিখছে এমন বা কী লিখার আছে যে, এতক্ষণ ধরে লিখছে?" তো এই ব্যাপারগুলো একটু কঠিন হয়ে যায় বুঝানো। আ তারপরেও মানে চেষ্টা করি সহজভাবে বুঝানোর।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা।